বাহ! এটা মানে দারুণ বলেছেন যে দেখা যাচ্ছে যে আপনি যেটা বলছিলেন একটু আগে যে অ্যা চিনি বা সুগার আসলে অনেকটা ড্রাগ এর মত কাজ করে। সেক্ষেত্রে যে মন খারাপ ভাবটা যদি আসলে চিনি বা মিষ্টি খেয়ে কাটাইতে হয়, আ আসলে এটার প্রভাব যখন কেটে যাবে তখন দেখা যাচ্ছে যে আসলে আবার খেতে হবে এরকম বিষয়। তো আসলে এরকম কি কখনো করা হইছে যে মানে এরকম কোনো মানুষ যাদের হয়তো আপনার ভালো লাগে না। তো কিন্তু আপনার বাসায় আসছে বা হচ্ছে এ একসাথে খেতে যাওয়ার সুযোগ হইছে। তখন হয়তো শত্রুতা বশত জোর করে মানে শত্রুতা বশত হচ্ছে ধরেন প্রচুর ফাস্ট ফুড খাওয়ায় দিলেন তাদেরকে। মানে চিজ-টিজ এক্সট্রা চিনি-টিনি, কোল্ড ড্রিংকস-টোল্ড ড্রিংকস এগুলো খাওয়ায়ে দিয়েছেন। এরকম কোনো ঘটনা কি কখনো হয়েছে নাকি আপনার সাথে বা আপনি করছেন?
হুম। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম। হুম। <chuckles> <laughs> <chuckles> <chuckles> না এরকম কিছু হয় নাই। কিন্তু আপনি যেভাবে বলছেন শুনে খুব মজা লাগল। আ ব্যাপারটা মাথায় রাখা যায় আসলে। <laughs> হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা দারুন দারুন। ঠিক আছে। আচ্ছা। এমনিতে ধরেন আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট বিশেষ করে বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট সেক্ষেত্রে ধরেন ফাস্টফুড এর বিষয়টা কিন্তু মানে ন্যাচারাল না বা কমন না। সেটা হচ্ছে ধরেন বাইরের ফুড হিসেবে আসলে এতদিন গণ্য হইত। এখন দেখা যাচ্ছে যে খুব কমন হচ্ছে রেস্টুরেন্ট বা এ জাতীয় খাবারগুলো হচ্ছে। তো সেগুলা যাতে অতিরিক্ত মানুষ না খেতে পারে সেজন্য কি আসলে অ্যা কোনো ধরণের রুলস বা এই জাতীয় কোনো কিছু করা উচিত নাকি? এ ধরনের রুলস আছে বলে আমি জানি না কোথাও। তারপরে মনে হচ্ছে যে যেহেতু এটা স্বাস্থ্যের সাথে সরাসরি কানেক্টেড এবং মানসিক স্বাস্থ্যের সাথেও কিন্তু বিষয়টা কানেক্টেড। সেক্ষেত্রে কি এই ধরনের কোনো কিছু করে দেওয়া যায় কিনা যে অ্যা পার পারসন বা একজন individual হচ্ছে মাসে এত গ্রামের বেশি বাইরের খাবার খেতে পারবে না। এরকম কিছু কি করে দেওয়া যায় নাকি?
হ্যাঁ। হুম। হুম। হুম, হুম। হুম। হুম। হুম। হুম, একদম। হুম। এটা কিন্তু একটা ভালো প্ল্যান হতে পারে যদি এরকম করা যায়। কিন্তু আ মনে হচ্ছে যে এরকম যদি করা হয়ে থাকে, তখন মানুষ মনে করবে যে ওদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। কারণ খাবারের ব্যাপারটা কিন্তু অনেক আ মানুষ হচ্ছে আমার মত যারা ধরেন আ একটু খাদ্যরসিক ওরা খুব মজা করে খায়, ইচ্ছা করে খায়। তো এ আ মানে ফাস্ট ফুড এর ব্যাপারেও যদি একটু লাগাম দেয়া হয়, তখন মনে হয় ওরা ব্যাপারটাকে ভালোভাবে নেবে না। তখন ভালো থেকে আমার কাছে মনে হয় আ খারাপটাই বেশি হবে। কিন্তু
হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। খারাপ হবে মানে সরকার পতনের মতো ঘটনাও ঘটে যেতে পারে কখনো, কখনো। দাসের আন্দোলনে। <chuckles> আচ্ছা, হ্যাঁ।
হ্যাঁ সরকার পতনের মত ঘটনা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ এটা ঠিক। কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারটা যদি পরিবার থেকে করা হয়ে থাকে, পরিবারে যদি এরকম একটা নিয়ম করে দেয় যে আ মানে নিয়ম করে অভ্যাসে তৈরি করা হয় যে প্রতিদিন শাকসবজি খাওয়া হবে। আর সপ্তাহে ১ দিন হচ্ছে আমরা বাইরে গিয়ে কিছু একটা খাবো। তো তখন আমার কাছে মনে হয় আ এই প্রভাবটা মানে ফাস্ট ফুড কম খাওয়ার প্রভাবটা আ মানুষের মধ্যে বাড়বে, চ বাচ্চাদের মাঝে বাড়বে আর বড়দের মাঝেও কিন্তু দেখা যাবে।
হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ